হ্যাঁ, অবশ্যই দেখুন এক্ষেত্রেই যদি আমি আপনাকে একটা আমার রিয়াল লাইফ এক্সাম্পল এর কথা বলি, হ্যাঁ, একদম বাস্তব অভিজ্ঞতা থেকে নেওয়া। সেটা হচ্ছে যে একবার আমরা বন্ধুরা মিলে অ্যা একবার অ্যা ঢাকার বাইরে যাওয়ার একটা প্ল্যান করেছিলাম। কক্সবাজারে যাওয়ার একটা প্ল্যান করেছিলাম। তো স্বাভাবিকভাবেই আমাদের যে বন্ধুটা আসলে এইরকম ট্রান্সপোর্টেশন অ্যা এঙ্গেল এ চাকরি করে, ও মানে ওর যেহেতু এক্সপেরিয়েন্স আছে তো ওকে দায়িত্ব দেওয়া হয়েছিল প্লেনের টিকেট কাটবার জন্য। তো ও তখন দুই-তিনটা ওয়েবসাইট ঘেঁটে আমাদেরকে বিভিন্ন ধরনের ইনফরমেশন আসলে শেয়ার করছিল যে কোন ফ্লাইট টাতে যাবো। আমাদের মতামত চাচ্ছিল আরকি। আমাদের ওই গ্রুপে চ্যাট এই কথাবার্তা হচ্ছে।
জি, অবশ্যই। হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম, হু। বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা। না আপনাদের আসলে মানে বাজেট বা চাহিদা অনুযায়ী আসলে কি কি যাচ্ছে ঐরকম কয়েকটা সাজেশন
বাজেট এবং চাহিদা, বিভিন্ন ধরনের জিনিসপত্র, ইনফরমেশন, কোন ফ্লাইট এ গেলে ভালো, সকালবেলা যাব না বিকালবেলা যাব, এরকম বিভিন্ন ধরনের ইনফরমেশন আসলে সে আমাদেরকে শেয়ার করছিল। তো তখন আসলে সত্যিকার অর্থে আমি একটা গ্রুপ খুবই ইম্পোর্টেন্ট একটা অফিসের গ্রুপ মিটিং এ আসলে ছিলাম। তো এতে দেখা গেছে যে যেহেতু তাকে আসলে তারও এক ধরনের আসলে রেসপন্স দরকার ছিল। কারণ সে যদি তখন ওই যে কম প্রাইস এ হয়তোবা ওই টিকেটটা সে পাচ্ছিল। তো সে দেখা গেছে যে আমাদের রেসপন্স টা আসলে কুইক করে আসলে সে এক্সপেক্ট করছিল। তো সে আসলে বুঝতেই পারেনি যে আমি ওই সময় আসলে একটা ম অ্যা ইম্পোর্টেন্ট একটা মিটিং এ আছি। তো উম তো এটার পরবর্তীতে যখন আমি মিটিং শেষ করার পরে যখন তাকে রিপ্লাই করেছি তখন বুঝতে পারি যে সে আসলে খানিকটা মনঃকষ্ট পেয়েছে। বা একটু মানে বাঁকা ভাবে কথা বলার চেষ্টা করছে আমার সাথে। তো তখনই আমি আসলে বিষয়টা বুঝতে পেরেছি। পরবর্তীতে আমিও তাকে আসলে খোলামেলা ভাবেই আসলে বুঝানোর চেষ্টা করেছি, অ্যা যে আমি আসলে পরিস্থিতিটা বোঝানোর বাট এখান থেকে একটা লার্নিং আছে। যে শিক্ষাটার কথা আমি আপনাকে আসলে ইম্পোর্টেন্টলি বলতে চাচ্ছিলাম
হুম। আচ্ছা। আচ্ছা। আপনার পরিস্থিতিটা বোঝালেন। হুম, হু। হুম, হু। জি, জি।
সেটা হচ্ছে গিয়ে যে, এখান থেকে আসলে এক ধরনের শিক্ষে শিখেছি যে পরে আ রেসপন্স করাও কিন্তু ক্ষেত্রবিশেষে মানুষের মধ্যে এক ধরনের ভুল ধারণা বা আমি খুব ভাবে আছি বা আমি বিষয়টাকে পাত্তা দিচ্ছি না। আপনি যেমনটা বলছিলেন, সেই বিষয়টা কিন্তু মানুষ বুঝে নেওয়ার একটা ধরনের সম্ভাবনা থেকে যায়। তো এরপর থেকে ধরুন আমি যদি দেখি যে খুব বেশি একান্ত যে আমি মোবাইলই চেক করতে পারতেছি না। এরকম যদি সিচুয়েশন আসলে না হয় তাহলে ওই গ্রুপে আমি সাধারণত একটা মেসেজ মানে এটা আসলে বন্ধুদের গ্রুপ অথবা পারিবারিক গ্রুপের ক্ষেত্রেই বেশি প্রযোজ্য হয়ে থাকে বা অফিসের একান্ত কলিগ যারা আছে আমার নিজস্ব যে টিম আছে তাদের ক্ষেত্রে আমি তখন বলি যে, "আমি এই মুহূর্তে একটা এমার্জেন্সি মিটিং এ আছি। আমি কোনো টেক্সট দেখতে পাচ্ছি না বা ক কোন কনভারসেশন এ অ্যাটেন্ড করতে পারছি না। তো আমি পরবর্তীতে সময় পেয়ে তোমাদেরকে রিপ্লাই করব।" তো এই বিষয়টা কিন্তু আমি বলে দিয়ে তাদের কাছ থেকে কিছুটা ওপেন বা ক্লিয়ার কমিউনিকেশন রাখার চেষ্টা করি।
আচ্ছা, আচ্ছা। হুম। জি, জি। আচ্ছা। আচ্ছা, আচ্ছা।

অবশ্যই। দেখুন এই যে কখন কথা বলাটা প্রয়োজন? এই কথাটাই যদি আমি আসলে বলি যে ধরুন কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে হয়তো যা আমার মতামত যেটা থাকবে, সেটা কিন্তু মূল্য যোগ করতে পারে। দেখা গেছে আমি কোন তথ্য শেয়ার করতে পারি বা আমি আমার কোন বইক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করতে পারি বা কোনো একটা প্রয়োজনীয় ব্যাখ্যা দিলেই কিন্তু, আলোচনাটা সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। তো তখন কিন্তু দেখা যায় যে আমি আসলে আমার মতামতকে আসলে, এ যোগ করার চেষ্টা করি। তারপরেও ধরুন কেউ হয়তো আমাকে স্পষ্টভাবে ট্যাগ করে, কোন কিছু জানতে চেয়েছে, হ্যাঁ? তো কেউ যদি আপনার কাছে কোন কিছু জানতে চায় আপনাকে ট্যাগ করে দিয়ে, সেক্ষেত্রেও কিন্তু আপনার মতামত বা সিদ্ধান্ত, সেক্ষেত্রে উত্তর দেওয়াটাও কিন্তু এক ধরনের ভদ্রতা হ্যাঁ, হ্যাঁ, তো এই বিষয়গুলো মাথায় রেখেই দেখাচ্ছে যে, আমি হয়তো কথা বলার চেষ্টা করি।
হু। পেরেছি। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। সহজ হয়ে যায়। এব হ্যাঁ, ভদ্রতাও হয়। বুঝতে পেরেছি। স বাহ্! খুবই ভালো। তো ধরেন আপনি যখন চুপ থাকেন, তখন হয়তোবা দেখছেন যে আসলে হ্যাঁ, কি বিষয়ে কথা হচ্ছে বা কিছু? মানে চুপটা কি শুধু মানে আসলে শুনে যাওয়ার জন্যই চুপ থাকেন, নাকি আসলে দেখা যাচ্ছে অন্যের অভিজ্ঞতা বা মতামতটা আপনি নিজে থেকে বোঝার চেষ্টা করেন? মানে যখন আপনি চুপ থাকেন, সেই সময়গুলো আসলে আপনার মানে কি ধরনের আপনাকে অনুভূতি দেয় বা মানে আপনি আসলে সেই সময়গুলো আসলে কী চে বোঝার চেষ্টা করেন? মানে যদি একটু বলতেন?
হু, হু। হুম। হু, হুম। হুম, হুম। আচ্ছা। হ্যা, দেখুন আমি আসলে কখন চুপ থাকি? এই বিষয়টাই যদি আমি আপনাকে বলার চেষ্টা করি। তাহলে বিষয়টা আসলে যে এরকম ধরুন, কোন একটা গ্রুপ চ্যাটে হয়তোবা এরকম আলোচনা হচ্ছে যে, বিষয়টি আসলে আমার জন্য নয়। মানে আলোচনাটা যদি এমন হয়, এমন বিষয় হয় যেখানে আসলে আমার হয়তোবা হ্যাঁ, কোন ভূমিকাই নেই বা আমার মতামতের আসলে তেমন কোন প্রয়োজন নেই। তখন কিন্তু আমি দেখেছি যে, নীরব থাকাটাই হচ্ছে গিয়ে বেশি উপযুক্ত। আবার ক্ষেত্র বিশেষে কিন্তু দেখা যায় যে, পারিবারিক গ্রুপ গুলোর মতো এরকম হয় যে, আলোচ বা বন্ধুদের গ্রুপ গুলোর মধ্যেও হয়, অনেক সময় হয় ও আলোচনা জুক্ত হয়ে উঠেছে, হ্যাঁ? আবেগ প্রবণ কথা-কথপনে হঠাৎ যোগ দিলে, সেটা কিন্তু ভুল বোঝাবুঝির ১ ধরনের তৈরি করতে পারে। তো সেক্ষেত্রে পরিস্থিতি পরিষ্কার না হওয়া পর্যন্ত কিন্তু, আমি একটু অপেক্ষা করাটাই নিরাপদ মনে করি।
কারণ ঐটার সাথে আপনার কোন সংযুক্ততা নাই। হু, হু। প্রয়োজন নেই, হ্যাঁ। ঠিক বলেছেন। অনেক অপ্রয়োজনীয় কথাবার্তা হয়। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। তৈরি হয়, এটা ঠিক বলেছেন।

না, ধরুন আমি যদি সবসময় নিজের যা নিজের অ্যা মানে জ্ঞানকে আসলে পাণ্ডিত্য বা জ্ঞানকে আসলে জাহির করতে চাই সেটা কিন্তু আসলে অনেকের জন্য বিরক্তির কারণ তৈরি হতে পারে। আমি এই বিষয়গুলো থেকে অবশ্যই মানে নিজেকে আ সর্বদাই বলতে পারেন যে দূরে রাখার চেষ্টা করি। তবে হ্যাঁ, দে কেউ যদি কেউ দেখে যে গ্রুপে আসলে ভুল তথ্য ছড়াচ্ছে, হয় না? যে প্রফেশনাল বিভিন্ন ধরনের গ্রুপেও কিন্তু আসলে আমাদেরকে অনেক সময় কানেক্টেড থাকতে হয়। বিভিন্ন আলোচনা সমালোচনা, ইন্ডাস্ট্রি ট্রেন্ড এই টাইপের বিষয়গুলো নিয়েও কিন্তু অনেক সময় আমাদেরকে কথাবার্তা বলতে হয় বা গ্রুপে ইনভলভড থাকতে হয়। তো তখন যদি দেখি যে গ্রুপে আসলে কেউ ভুল তথ্য ছড়াচ্ছে বা নিজের পাণ্ডিত্য জাহির করার চেষ্টা করছে। অবশ্যই আমি নিজের পাচ পাণ্ডিত্য কেউ জাহির করতে চাইলে তাকে আমি আটকাই না। তবে যদি কেউ দেখি যে গ্রুপে আসলে কেউ ভুল তথ্য ছড়াচ্ছে, তখন আসলে নির্ভরযোগ্য তথ্য দিয়ে কিছুটা সংশোধন করার চেষ্টা করে থাকি। তো আমি হয়তোবা তখন রেফারেন্স গ্রুপ যেটা আছে রেফারেন্স যে আছে তখন হয়তোবা আপনার ধরুন।
অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। প্রয়োজনের তাগিদে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। খুব ভালো। তথ্য প্রমাণ সহ আর কি তাদেরকে বোঝানোর চেষ্টা করেন বিষয়টা। হ্যাঁ, হ্যাঁ, জি।
তথ্য প্রমাণ সহই আসলে একদম ভার একদম ডিরেক্ট লিঙ্কটাই হয়তো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি যে কেউ হয়তোবা যদি চেক করে নেওয়ার কোন দরকার হয়। হ্যাঁ, তাহলে তারা নিজেরাও চেক করে নিতে পারে।
খুবই ভালো, এমনটাই কিন্তু হওয়া উচিত। বুঝতে পেরেছি আসলে বিষয়টা। তো এই যে আপনি যখন যে অনেক সময় হয় না যে ধরেন আপনি তো যেমন আপনার বিষয়টা একটু আগে বললেন যে আপনি আসলে চুপচাপ থেকে পর্যবেক্ষণ করেন যে আসলে পরিস্থিতিটা কি বা আপনি সময় সুযোগ বুঝে যখন মনে করেন যে না আপনার এখন কিছু একটা বলার প্রয়োজন হয়তোবা এটা তাদের উপকারে আসতে পারে। মানে সময় সুযোগ বি বুঝে আসলে আপনি আপনার যে আপনার মন্তব্য সেটা করার চেষ্টা করেন। তবে অনেক সময় কিন্তু এটা অনেকে অনেকভাবে নেয় যে চুপচাপ বসে আছে তার মানে হয়তোবা গুরুত্ব দিচ্ছে না বা তোয়াক্কা করছে না। এমনকি কখনো হয়েছে কিনা? আপনি হয়তোবা একটা আ গ্রুপ মিটিং এ বা একটা গ্রুপ আলোচনায় আপনি হয়তোবা মনোযোগ দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করছেন। কিন্তু কেউ হয়তোবা ভাবছে যে আপনি হয়তোবা মানে কিছু বলছেন না বা গুরুত্ব দিচ্ছে না তখন হয়তোবা একটু সমস্যা হয়েছে। এই ধরনের অভিজ্ঞতা আছে কিনা আপনার?
হুম। উহুম। হুম। হুম। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হুম। উহুম।